অ্যা এরকম মানে খুব বিশাল কিছু এরকম কোন ঘটনা ঘটেনি, ছোটখাটো। ছোটখাটো সেটা হচ্ছে কেমন ধরনের ঘটায় যে অ্যা কোন মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে কেউ টিজ করলো। এটা আমার বেশ অনেকবার ঘটেছে, আমার জীবনেও ঘটেছে। আমি ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। একবার সিনেমা হলের ভিতরে অ্যা যা হোক একটা ব্যাড টাচ এর অ্যা বিষয় ছিল। আমি ঘুরেই ঠাস করে চড় দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? তা এর প পরবর্তীতে যে কথাটা আপনি একটু আগেই বলছিলেন, সিনেমা দেখা শেষে অ্যা আমাকে অনেকজন আমার সাথে যারা ছিলেন আমার রিলেটিভসরা, তারা ওভাবে আমাকে একরকম ইয়ে করে নিয়ে আসতে হয়েছিলো। ইয়ে আর কি। অ্যা এই এই ধরনের ছোটখাটো অন্যায়ের প্রতিবাদ করা আমার একেবারেই স্বভাবগত একটা বৈশিষ্ট্য আ ছোটবেলা থেকেই। সে যেকোন ধরনের ছোটখাটো। এখনো ওই ধরনের বড় অবস্থার মুখোমুখি হলে মনে হয় এখন আর সেই সাহসও নেই আপনি যে কথা বললেন হ্যাঁ? যে একজন একজনকে অন্যায় ভাবে মারছে আমার চোখের সামনে আমি, দিয়ে প্রোটেস্ট করব জানিনা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি এখনো হইনি। হলেও মনে হচ্ছে মেরুদন্ড বোধহয় অতটা শক্তিশালী। আগের মত আর এরকম। আপনার আমারও জানতে ইচ্ছে করছে যে আপনার কি আছে এরকম কোন অভিজ্ঞতা?
জ্বী। উ হু। আচ্ছা। হুম। জি। হুম। জি। আচ্ছা। হুম। জ্বী। হুম। জি। আচ্ছা। হুম। জি। হু। জি। হুম। জ্বী। হুম। জি। আচ্ছা। হু। জি। হুম অবশ্যই। আ জি। হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ, অবশ্যই। জ্বী। হু।